আচ্ছা আম আমরা তো সকলেই অ্যা সকালবেলা একটা রুটিন নিয়ে জীবন যা যাপন শুরু করি। তো আপনার কাছে জানতে চাচ্ছি কীভাবে একটা সকালের স্বাস্থ্যকর রুটিন আপনি বানান?
জি অবশ্যই। আচ্ছা। আ স্বাস্থ্যকর রুটিন বলতে যদি হয় তাহলে মনে হয় যে বিভিন্ন কিছু আসে। যেমন হচ্ছে সকালবেলা উঠে একটু হাঁটাহাটি করা। আমি যেভাবে আরকি বানাই আরকি। তো সকালবেলা একটু হাটাহাঁটির চেষ্টা করি। তারপর হচ্ছে হাটাহাঁটি করে এসে তারপরে একটু দেখাচ্ছে ফ্রেশ হওয়ার চেষ্টা করি। তারপর হচ্ছে বিভিন্ন একটু হালকা পাতলা নাস্তা করে, যে কাজগুলো থাকে সে কাজগুলো চ করার চেষ্টা করি। এইভাবে এইরকম একটা রুটিন বা বানানোর চেষ্টা করি আমি যে প্রথম দিকেই।
না আপনার কী মনে হয়? যে প্রত্যেকের জীবনের অ্যা সকালের যে রুটিন সেটা কি একই রকম? নাকি এ স্বাস্থ্যকর রুটিন বলতে আমরা সবাইকে একই ধরনের রুটিন আসলে মেনে চলা দরকার হ্যাঁ কোনটিকে বেশি প্রাধান্য দেবেন?
জি অবশ্যই। হ্যাঁ আমার আচ্ছা। আমার মনে হয় যে আসলে সবার ক্ষেত্রে একই না। কারণ হচ্ছে যে স্বাস্থ্যকর রুটিন তো সবার জন্য একই। কিন্তু হচ্ছে যে আসলে সবাই যে সকালের যে স্বাস্থ্যকর রুটিন টা সবার একরকম হতে নাও পারে। কারণ হচ্ছে অনেকে দেখাচ্ছে নাইট ডিউটি করে আসে বা রাতের বেলা ডিউটি করে। তাদের ক্ষেত্রে তো সকালটা রুটিন কাজের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ তো তাদের ক্ষেত্রে তো সকালটা অতটা ভালো হবে না। কারণ তারা চাবে যে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবে। আবার স আবার যারা দেখেন যে আসলে দিনের বেলা ডিউটি করছে তারা সকাল রাতের বেলা ঘুমাচ্ছে। সকালে উঠে তারা চাবে যে একটু ব্যায়াম-ট্যায়াম করার জন্য। তো আ এ ক্ষেত্র বিশেষে বা কাজের ক্ষেত্রে মনে হয় যে অ্যা ২ টা আলাদা রুটিন হওয়ার আ হতে পারে বা হওয়ার দরকার।
কাজের ক্ষেত্রে আলাদা, আলাদা জীবন যাপন হয়। হতে পারে বিশেষ, বিশেষ ক্ষেত্রে। আপনার কাছে জানতে চাচ্ছি এক্ষেত্রে যদি স্বাস্থ্যকর রুটিনের কথা আমরা বলি এবং প্রত্যেকের যদি আলাদা, আলাদা জীবনযাপন এবং রুটিনও যদি আলাদা, আলাদা হয়, আপনার ক্ষেত্রে কখন মনে হয় যে এটি আসলে স্বাস্থ্যকর একটি রুটিন? এবং এটি আমার জন্য সহায়ক? এটি আপনি কীভাবে দেখেন?
জি অবশ্যই। আচ্ছা। আচ্ছা। আমি যদি স্বাস্থ্যকর রুটিনের কথা বলি যে আসলে স্বাস্থ্যকর রুটিনে কি, কি থাকা দরকার যদি বলা যায়। সেটা হয়তোবা দিনের বেলা বা রাতের বেলা। আ যে কোনো সময় হতে পারে। কিন্তু যদি স্বাস্থ্যকর রুটিন এর কথাগুলো যদি আর বলি, আ দেখা যাচ্ছে একটু ব্যায়াম করা থাকবে বা একটা কায়িক পরিশ্রম যেনো হয়। আ তারপর হচ্ছে যেনো হাঁটাহাঁটি করা হয়, তারপর হচ্ছে খাওয়ার টাইম টা যেনো মেইনটেইন করা হয়। আ দেখা যাচ্ছে সকালে যে টাইমে খাচ্ছি, খাবার বিষয়টা গুরুত্বপূর্ণ বা স্বাস্থ্যকর খাবারও যেন খাইতে পারি। আ খাওয়া-দাওয়া করে আবার ঘুম পর্যাপ্ত পরিমাণ যেন হয়। মানে এই যে এই জিনিসগুলো মানে মৌলিক যে জিনিসগুলো খাওয়া-দাওয়া, সা পর ঘুম তারপর হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে যেটা থাকবে সেটার সময় মেইনটেইন করা। তারপর হচ্ছে আপনার আ যে আপনার কি বলে রাতের বেলা যে ঘুমানোর হ্যাঁ।
জ্বি, খাবার বিষয়টা গুরুত্বপূর্ণ এখানে। সময় মতো সবকিছু করাও তো একটা স্বাস্থ্যকর রুটিনের অংশ, তাই না? আপনি এই ব্যাপারে কীভাবে বিষয়টি দেখেন? মানে সময় অনুযায়ী সক আ ঘুম থেকে উঠেই প্রত্যেকটি সময় আলাদা, আলাদা করে রুটিন বানিয়ে সেই অনুযায়ী কাজ করা কি ন্যায়সঙ্গত? নাকি আ সময়ের না-পা বন্দি থেকেও সেই কাজগুলো করা যায়?
অংশ একদম। হ্যাঁ। জ্বি অবশ্যই। আচ্ছা। আ আসলে এখানে ক্ষেত্রবিশেষে মনে হয় যে আসলে করা অনেক সময় অনেকের করা যায়। আবার অলরেডি সেটারাক যেগুলো করা যায় সেগুলো হয়তোবা আ এরকম স্বাস্থ্যকর হওয়া বলা যে একটা রুটিন আছে, সেটা কিন্তু স্বাস্থ্যকর হয় না। আ মানা যখন যেটা ইচ্ছা তখন সেটা করতেছে বা খাই এখন খেতে মন চলো খেচ্ছে খা খাচ্ছে বা এখন কাজের মন নেই ঘুরে বেড়াচ্ছে বা কাজ করতেছে। যখন যেটা শখ সেটা করতেছে। এটা কিন্তু স্বাস্থ্যকর একটা রুটিন হলো না। সেক্ষেত্রে যদি সময়ের একটা ব্যবস্থাপনা থাকে, যে সে যখনই ঘুম থেকে উঠুক বা দেখা যাচ্ছে দিনের বেলা যখন একটা মেইনটেইন করলো। দেখা যাচ্ছে আ ঘু ঘুম থেকে উঠেই সে একটু আ ব্যায়াম করার চেষ্টা করবে। তারপর হচ্ছে খাই ফ্রেশ হয়ে হাঁটাহাঁটি, হ্যাঁ। তারপরে সে খাওয়া-দাওয়া করবে। তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে কাজের দিকে মনোযোগ হবে, কাজ করবে। তারপর যখন বিরক্ত লাগবে তখন একটু ঘুরে আসবে। মানে এইভাবে যদি করতে পারে তাহলে মনে হবে যে এটা স্বাস্থ্যকর রুটিন এটাকেই মনে হয় আমার মনে হয় বলা হয়।
হাঁটাহাঁটির কথা বলছিলেন আপনি। রুটিনের ক্ষেত্রে তো আপনার স সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও জড়িত কিংবা অন্যান্য কাজগুলো পরিবারের সঙ্গে জড়িত। তাহলে কি অ্যা স্বাধীনভাবে স্বাস্থ্যকর রুটিনটা ফলো করার ক্ষেত্রে কি পরিবারের অন্য সদস্যদের একটা বিশেষ ভূমিকা আছে বলে আপনি মনে করছেন?
জ্বি অবশ্যই। বুঝতে পেরেছি। হ্যাঁ অবশ্যই রয়েছে। কারণ আ যে আসলে যদি আমি যে জিনিসগুলো করতে চাচ্ছি সেগুলোও কিন্তু অবশ্যই পরিবারের একটা আ অ ও ইয়া রয়েছে যে, পরিবার না থাকলে সেগুলো হবে না। কারণ যদি খাওয়া-দাওয়ার কথা বলি, <coughs> তো তাহলে কিন্তু দেখা যাচ্ছে অ্যা পরিবার কিন্তু অ্যা দেখা যায় আমি ব্যায়াম করে আসলাম কিন্তু খেতে পারলাম না। বা ভালো খাওয়ার
এ খাবারটা অন্যজন হয়তো তৈরি করছে।
হ্যাঁ। বা দেখা যাচ্ছে বাইর থেকে খাওয়ার চেষ্টা করলাম। তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যকর <clicks tongue> খাবার হলো না। বা অ্যা সকালবেলা একটু স্বাস্থ্যকর বা পরিবেশ ভালো পরিবেশে খাওয়ার চেষ্টা করলাম। সেটা কিন্তু দেখা যাচ্ছে পরিবার সদস্যকে গিয়ে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, আমার জন্য খাবার বানাতে হবে, তাদেরকেও একটু পরিশ্রম করতে হবে। তো রুটিন টা এমন হয় যে পরিবারকেও একটু মেইনটেইন করা দরকার। যদি অ্যা একজন মেইনটেইন করতে চায়, তাহলে সবাইকে রুটিন টা মেইনটেইন করা খুবই জরুরি।
আ এ এ এখানে একটু আপনাকে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে সকালবেলা ছেলেদের জন্য আলাদা রুটিন এবং মেয়েদের জন্য আলাদা রুটিন? নাকি সকলের জন্য আলাদা রুটিন? আপনি যেমনটি বলছিলেন যে আপনি হয়তো সকালবেলা ঘ ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি এ করলেন। এবং বাসায় এসে আবার খাবারটা হয়তো আপনার পরিবারের অন্য মেয়ো মেয়ে সদস্য তৈরি করল। তো সেক্ষেত্রে কি তাদের রুটিনটা আলাদা স্বাস্থ্যকর রুটিন এবং ছেলেদের ক্ষেত্রে কি আলাদা? নাকি আলদে আসলে আ সকলের জন্য একই রকম হওয়া উচিত?
হ্যাঁ, একদম। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি। আচ্ছা। আমার মনে হয় যে সকলের জন্য একই রকম হওয়া উচিত। কিন্তু আসলে যে হওয়া স এটা সম্ভব না। কারণ হচ্ছে কি, আ যে আসলে সকালবেলা উঠে যে আসলে আমি তো আর আ ম দেখা যাচ্ছে বাড়ির কাজগুলো করব না। বা আমার তো এই কাজগুলো করা সম্ভব না। আ বা দেখা যাচ্ছে করতেও ও মন চাবে না। কারণ হচ্ছে যে আ আমার দেখা যাচ্ছে বিভিন্ন কাজ থাকে, তখন সেই কাজগুলো করব। কিন্তু দেখা যাচ্ছে অবশ্য ফ্যামিলি তে যারা লোক রয়েছে বা ম মেয়ে সদস্য রয়েছে। তারা কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা উঠে দেখা যাচ্ছে বাড়ির যে কাজগুলো, রান্না-বান্না এগুলো করতেছে অ্যা সকালবেলা উঠেই কিন্তু। তা তা সেক্ষেত্রে বলা যায় যে আসলে তাদের রুটিনটা একটু আলাদা। কিন্তু আমা আমার মনে হয় যে আসলে সবার রুটিন একা হওয়া উচিত। দেখা যাচ্ছে সবাই মিলে একটু হাঁটতে বাইর হইলাম। আ বা দেখাচ্ছে নিজের আ একটু ব্যায়াম করার চেষ্টা করলাম। তারপরে এসে যে যার, যার মতো কাজে গেলো বা খাওয়াদাওয়া করলাম। আ এটাও করা যেতে পারে।
করবেন না। ঠিক তাই। হু, হু। উম জ্বি, ঠিক তাই। সেক্ষেত্রে রু রুটিনের মধ্যে কি যে অন্যকে সহযোগিতা করা সেটিও রাখা কি এ অ্যা অ্যা আপনি ম সঠিক মনে করেন? যেমন আপনি হাঁটছেন তো আপনার সঙ্গে আপনার পরিবারের সদস্যও গেলো। আবার আপনার যখন এসে রান্না করছেন তখনে সকলে মিলে রান্না করছেন। একে অপরকে সহযোগিতা করাও কি রুটিনের মধ্যে রাখার একটা অংশ হতে পারে কি না?
জ্বি, অবশ্যই। আচ্ছা। আমি মনে করি যে আসলে এটা হওয়ার আ দো হতে পারে হয়তোবা কিছু, কিছু ক্ষেত্রে। যেমন হচ্ছে অ্যা বাসার কাজের ক্ষেত্রে এইটা হতে পারে। কিন্তু যখন আমি যখন বাসায় বাহিরে যখন কাজে যাবো, সেক্ষেত্রে তো আমার ফ্যামিলির লোকজন কিন্তু আমাকে সাহায্য কর করবে না বা করতে পারবে না হ্যাঁ। থাকছে না। তো সেক্ষেত্রে যখন আমি বাসায় থাকব সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাসার কাজে আমি সাহায্য করতে পারি। বা আমি যখন বাসায় কোন কাজ করছি তারা আমাকে একটু সাহায্য করতে পারে। এইগুলো আসলে ক্ষেত্র বিশেষে মনে হয় যে হতে পারে। কোন একটা রুটিনের ক্ষেত্রে।
সাহায্য করতে পারছে না কিংবা তারা পাশেও থাকছে না অনেক ক্ষেত্রে। চাকুরিজীবী মানুষেরা একটা নিয়মের মধ্য থেকে যায়। কিন্তু গৃহস্থালি যারা থাকে, তাদের হয়তো নিয়মতান্ত্রিক সময়টা একটু কম থাকে। তো শহরকেন্দ্রিক কিছু মানুষ রয়েছে যাদের জীবনব্যবস্থা আলাদা আবার গ্রাম কেন্দ্রিক মানুষ যারা রয়েছে তাদের জীবনব্যবস্থা আলাদা। আপনি কীভাবে মূল্যায়ন করেন আসলে জায়গা কিংবা স্থান কিংবা চাকুরি কিংবা আ কর্মজীবন, এগুলো কি স্বাস্থ্যকর রুটিনের ক্ষেত্রে একটা বড় বাধা কিংবা আ আলাদা, আলাদা কোনো ও স্থান নির্ধারণ করে কি না?
কম থাকে। হ্যাঁ। জ্বি অবশ্যই। বুঝতে পেরেছি। আচ্ছা। আমি মনে করব যে আসলে বাধা কখনোই না। কারণ স্বাস্থ্যকর রুটিন মানতে গেলে যে আসলে আপনাকে গ্রামে থাকতে হবে বা শহরে থাকতে হবে বা কোন যেকোনো একটা পরিবেশে এমনটি কিন্তু নয়। আপনি যেখানে থাকবেন সেখানেই করতে পারবেন। আ গ্রামের লোকজন কিন্তু খুব সকালবেলা উঠে, আ শহরের লোক একটু দেরি করে উঠে কিন্তু হ্যাঁ।
এমনটি নয়। এমনিতেই তারা বেশিরভাগ সকালবেলা উঠে যায়।
হ্যাঁ অবশ্যই কিন্তু দেখবেন যে আসলে আবার গ্রা শহরের লোকজন কিন্তু একটু দেরিতে উঠে। তার মানেই কি না এই না যে আসলে তারা আ দেখা যাচ্ছে সকালবেলা উঠতে পারবে না। তারাও যদি চেষ্টা করে তারাও কিন্তু সকালবেলা উঠতে পারবে। তো সেক্ষেত্রে কোন জায়গা ম্যাটার করে না বা পরিবেশ ম্যাটার করে না। আমার মনে হয় যে আসলে নিজের ইচ্ছাটা আ সবথেকে বেশি এইখানে আ ই করে। যে আসলে উঠার আমি দেখা যাচ্ছে আমার যদি ইচ্ছা থাকে আমি সকালবেলা উঠে আমার আ একটা স্বাস্থ্যকর রুটিন বানাইতে পারব বা স্বাস্থ্য অ্যা কর ভাবে চলতে পারব। আর গ্রামের লোকজনও একটু দেরি করে উঠতে পারে। তাদেরও উম মেটা ই করে আরকি। যেভাবে, যেভাবে আমরা করতে চাবো সেভাবেই করব। হ্যাঁ ইচ্ছা শক্তি।
আ ওই ইছ ইচ্ছা ইচ্ছাশক্তির কথা বলছিলেন আপনি। চমৎকার আ ও একটি কথা বলেছেন! তো এই সকালবেলায় স্বাস্থ্যকর রুটিনের মধ্য দিয়ে জীবন শুরু করলে, দিনটা কি এই সকলের জন্যই একটু বেশি আরামদায়ক, আরামপ্রিয় কিংবা কাজ করার জন্য অতিরিক্ত বেশি সময় পাওয়া যায়, এরকম কোনো ইতিবাচক বিষয় আপনি মনে করেন কি না?
একদম। জ্বি অবশ্যই। হ্যাঁ, এরকম একটা বিষয় আমি মনে করি আ যে আসলে সকাল আ বেলা যদি ঘুম থেকে খুব একটু তাড়াতাড়ি উঠা যায়, একটা স্বাস্থ্যকর রুটিন মানা যায়। বা দেখা যাচ্ছে একটু ব্যায়াম করা বা খাওয়া-দাওয়া ভালোভাবে করে নেওয়া, আ একটু নিজেকে সময় দেওয়া। যদি এই জিনিসগুলো করা যায় তাহলে কিন্তু পুরো সারাদিনটা অনেক ভালো যায়। বা সারাদিনটা অনেক এরচে একটা মানে আ নিজেকে রিল্যাক্স ভাবেই চলে যাওয়া যায়। বা হচ্ছে অনেকটা সময় পাওয়া যায়। আমি অনেক সময় দেখেছি যে আসলে আ একটু দেরি করে উঠে দেখেছি ঘুম থেকে আ বা স্বাস্থ্যকর রুটিন না মেনেই উঠ উঠে দেখেছিলাম। সেক্ষেত্রে দেখেছি যে আসলে অ্যা সারা হ্যাঁ। যে সারাদিন একটু ক্লান্তকর ভাব লাগে মানে কোন কিছু ভালো লাগে না। বা সারাদিন একটা ঘুম, ঘুম ভাব থাকে বা সেরকম সময় পাওয়া যায় না। কোন কাজ করতে গেলেই সময় শেষ হয়ে যায়, এই ধরনের কিন্তু হয়। সেক্ষেত্রে আমি বলব যে যদি স্বাস্থ্যকর রুটিন মানা যায় সকালবেলা, তাহলে মনে হয় সারাদিনটা অনেক সুন্দরভাবে ভা ভালোভাবে যায়।
হু, হু। অনেকে এই চেষ্টাটি করে থাকে। বাহ! চমৎকার! বুঝতে পারছি। একটা আ সং সুন্দর সকালের শুরু হলে হয়তো সারাদিনটা ভালোভাবে যায়। সেক্ষেত্রে আপনাকে ছোট্ট করে জানতে চাচ্ছি যে অ্যা সকালের রুটিনটা কি অ্যা শুধু সকালের জন্যই তুলে রাখবেন একটি নির্দিষ্ট সময়ের জন্য? নাকি এটার একটা নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি আছে? অনেকে ২ ঘন্টা বলে যথেষ্ট, অনেকে ১ ঘন্টা বলে। অ্যা সেক্ষেত্রে কি নির্দিষ্টতা রয়েছে? যে অনেক ভোরে উঠতে হবে, তারপরে ৮ টা পর্যন্ত সময়। নাকি এটা নিজ নিজের মতো করে আলাদা করে বিন্যাস করে নেওয়া যেতে পারে? কীভাবে আপনি বিষয়টাকে পরামর্শ দিবেন?
জ্বি অবশ্যই। জ্বি অবশ্যই। বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ এটা নিজ, নিজ আলাদাভাবেই করা যেতে পারে। তো আসলে অ আপনাকে সকালে স্বাস্থ্য রুটিন বানাতে গেলে যে আপনাকে সব সময় ভোরবেলা উঠতে হবে, ভোরবেলা উঠেই আ নিয়ম রু রুটিন টা মানতে হবে, তা কিন্তু নয়। আ যারা সকাল ১০ টায় বা ৮ টার দিকে উঠার কথা বলে। যেমন ৮ টার দিকে উঠেও কিন্তু করতে পারে। যদি ৮ টা সকাল বেলা আটটার দিকে উঠে, উঠে কিন্তু দেখা যাচ্ছে যে উম রু রুটিন টা বানিয়েছে যে হ্যাঁ।
অর্থাৎ যে সেই যে সময় ঘুম থেকে উঠল সেটাই তার সকাল। <chuckles>
সকাল। হ্যাঁ সেটাই তার সকাল। আ সেই রু সেই রুটিনটা যদি মানার চেষ্টা করে। যেমনটা রুটিন একটা দেখাচ্ছে লোক ও ভোরবেলা উঠে বানাই বানিয়েছে। আবার সে ৮ টার সময় উঠেও সেই রুটিনটা বানিয়েছে। সে যদি স একই রুটিন ফলো করে, তাহলে কিন্তু দেখবেন যে একই এ কার্যকর হচ্ছে। অ্যা সেও যেমন ফ প্রতিফলন পেয়েছে সে এ এই লোকটাও সেরকমভাবেই পাবে। তো আমার মনে হয় না যে আ ওই ঘু আপনাকে একটা স্বাস্থ্যকর রুটিন বানানোর জন্য খুব সকালবেলা উঠার দরকার। আপনি ঘুম থেকে উঠেই যখন আপনার যথেষ্ট সময় ঘুম দরকার অবশ্যই। তো ঘুম থেকে উঠেই রুটিনটা ফলো করলেই হয়ে যাবে কিন্তু।
তো স্বাস্থ্যকর ও রুটিনের ক্ষেত্রে আমাদের অ্যা শারীরিক পরিশ্রম যে শারীরিক ব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর খাবারটাও তো জড়িত রয়েছে। এই স্বাস্থ্যকর খাবারটাকে আপনি আ কীভাবে খান বা কিরকমভাবে অন্যকে খাওয়ার পরামর্শ দেন?
জ্বি অবশ্যই। আচ্ছা। হ্যাঁ এটা অবশ্যই ঠিক বলেছেন যে আসলে অ্যা স্বাস্থ্যকর রুটিনের ক্ষেত্রে স্বাস্থ্যকর খাবার বা স্বাস্থ্য র রাখার জন্য স্বাস্থ্যকর খাবারটাও অবশ্যই প্রয়োজন। আ দেখা যায় সকাল বেলা আমার মনে হয় যে একবারে এই ভরপুর নাস্তা না করে বা ভরপুর না খাওয় দাওয়া করে একটু হালকা আ খাওয়া-দাওয়া মানে দেখা যাচ্ছে একটু মানে বেশ ভালো হয়। আর সকাল বেলা একটু খাওয়া হালকা খাওয়া-দাওয়া করেই আ দেখা যাচ্ছে যে তাইলে কি হয় যে আসলে অ্যা ভরপুর খাওয়া-দাওয়া করলে কিন্তু দেখা যাচ্ছে একটু ঘুম, ঘুমটা বেশি পায়। তো সেক্ষেত্রে গ ভরপুর না খেয়ে হালকা-পাতলা খাওয়া দাওয়া করা বা স্বাস্থ্যকর কোন কিছু খাওয়া-দাওয়া অ্যা করে নিয়েই কিন্তু বেশ ভালো করা যায় আমার মনে হয়।
আচ্ছা বুঝতে পারছি। অ অস্বাস্থ্যকর খাবারদাবার যেমন আ আ অতিরিক্ত মশলাদার খাবার, অতিরিক্ত তেলের খাবার সেগুলো থেকে দূরে এ থাকলে সেটা ভালো হয়। আ অন্যের জন্য অ্যা স্বাস্থ্যকর রুটিন বানানোর ক্ষেত্রে পরিবারে আপনি কীভাবে সহযোগিতা করেন? ম মানে এরকম সহযোগিতা করেন কিনা আসলে?
অতিরিক্ত তেলের হ্যাঁ তেলের খাবার বা মসলার খাবার। জ্বি অবশ্যই। আচ্ছা। আ আমার মনে হয় এরকম সহযোগিতা করা হয় না। আমার ক্ষেত্রে কারন আমার চিন্তার যে আসলে অ্যা যার, যার রুটিন সে, সে করার ইচ্ছা। কারণ হচ্ছে সবার তো একই সময় ওঠা হয় না বা একই রকম কাজ থাকে না। যে যেভাবে করতে পারে, যে যেভাবে আসলে নিয়মটা বানাতে পারে। আসলে একটা স্বাস্থ্যকর নিয়ম বানানেই হ বানাইলেই আমার মনে হয় যে হলো। কারণ হচ্ছে যে অ্যা সবার রুটিন তো আর এক হবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার মতন করে একটা রুটিন বানালো। তো সেক্ষেত্রে সাহায্য করাই যেতে পারে। যে আসলে সে কখন কে কি করবে? দেখা যাচ্ছে পরিবারের সদস্য বলতেছে একটা যে রুটিন বানাবে, কিন্তু সে পাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে সে কখন কী, কী করতে চায় সেগুলো বলতেছে। কিন্তু সময়টা মেইনটেইন করতে পারছে না। সেক্ষেত্রে একটু মেইনটেইন করার চেষ্টা করলাম বা দেখা যাচ্ছে আ একটু অ্যা তাদের সাথে মিলিয়ে গেলো, ব ব্যায়াম করার সময়টা মিলে গেল। তা একসাথে ব্যায়াম করতে গেলাম। তো এইভাবেই কিন্তু করা যেতে পারে।
ঠিক তাই। উহু। করা যেতে পারে। এ এমন কি কখনো হয়েছে যে আপনার ইচ্ছা রয়েছে একটা স্বাস্থ্যকর রুটিন নিয়মিত ফলো করার কিন্তু কাজের চাপে কিংবা পরিবারের অন্য কোনো সমস্যার কারণে দীর্ঘ সময় সেটি করতে পারেননি? তার জন্য আপনার শরীরের উপরে কোনো প্রভাব পড়েছে? অথবা নিয়মিত স্বাস্থ্যকর রুটিন ক করার ফলে আপনার শরীরের মধ্যে কোনো পরিবর্তন এসেছে? এরকমটি আসলে কি কখনো ঘটেছে আপনার সঙ্গে?
জ্বি অবশ্যই। আচ্ছা। হ্যাঁ একদম। জ্বি অবশ্যই। আচ্ছা। হ্যাঁ এ এরকম তো ঘটেছে মানে এখনো ঘটেই থাকে মাঝেমধ্যেই। আ যে আসলে কাজের অ্যা যখন আ কাজের মধ্যে যখন থাকা হয়, তখন হচ্ছে আসলে আ এই যে রুটিন গুলো সকালবেলা উঠে যে রুটিন গুলো ফলো করার সিস্টেম গুলো থাকে। সেগুলো কিন্তু অনেক সময় হয় না। কারণ অনেক রাত জেগে মাঝেমধ্যেই কাজ করতে হয়। তো সেক্ষেত্রে সকালবেলা উঠে যে ব্যায়াম করার সিস্টেম টা থাকে, বা একটু ভালো আ বা কোথাও ঘুরতে যাওয়া, সেই জিনিসটা কিন্তু থাকে না। তো সেক্ষেত্রে হয় আবার রাত জেগে কাজ করেছি। আবার সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই, খাওয়া-দাওয়া করে আবার কাজের মধ্যে বসতে হয়। তো এইটা কিন্তু মাঝে-মধ্যে ফলো করা হয় না। সেক্ষেত্রে অনেক সমস্যার মত হয়ে যায়। অ্যা ক্লান্তি, ক্লান্তি ভাব লাগে একটু। অ বা দেখা একটু আ আবার রাতের বেলা ঘুম আসতে সমস্যা হয়ে যায়। কারণ হচ্ছে দিনটা যখন ভালো যায় না, তখন আবার রাতটা একটু খারাপ যায়। অ্যা তো সেক্ষেত্রে বলা যাবে যে অ্যা একটা ভালো রুটিন যদি মানানো যায়। আ আমার এখনো হয়েছে কি আ প্রতিদিন চেষ্টা করি যে সকালবেলা উঠানোর। কিন্তু দেখা যাচ্ছে এলার্ম দেওয়া থাকে কিন্তু সঠিকভাবে আর উঠতে পারি না। সেই আগের রুটিন টাই উঠ ফলো করা হয় হ্যাঁ, হ্যাঁ। জ্বি একদম।
আচ্ছা বেশ। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা। হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে।
জ্বি একদম।
কিন্তু যখন যারা উঠতে পারে তাদের ক্ষেত্রে তো এক ক একটা সুন্দর সকাল দেখার একটা সুন্দর আবহাওয়া এ গায়ে মাখার একটাতো সুযোগ তৈরি হয়। আ আর যারা উঠতে পারে না তারা হয়তো সেটি করতে পারে না। সেক্ষেত্রে যারা উঠতে পারছে না তাদের জন্য আপনি পরামর্শ কীভাবে দিবেন? যে তারা আসলে কী করলে মূলত এই ধরনের জায়গাগুলোতে তারা সকালের রুটিনটা ফলো করতে পারে?
জ্বি অবশ্যই। জ্বি অবশ্যই। আচ্ছা। আমার মনে হয় যে আসলে এই জিনিসটা করতে গেলে আসলে আ সবার আগে এ রাতটাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে আগে। কারণ আ রাতে যদি তাড়াতাড়ি ঘুমানো না যায় তাহলে মনে করেন যে খুব সকালবেলা উঠা একটু কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে অ্যা ঘুমানোর প্রস্তুতিটা তাড়াতাড়ি নিতে হবে। অ্যা দেখা যাচ্ছে খাওয়া-দাওয়ার কমপক্ষে ২ ঘন্টা মানে ঘুমানোর ২ ঘন্টা আগে খাওয়া-দাওয়া ক সেরে ফেলা বা মোবাইলটা নিজের কাছ একটু দূরে রাখা। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমটা চলে আসবে। আর যখন ঘুমটা খুব তাড়াতাড়ি চলে আসবে তখন কিন্তু আমরা সকালবেলা একটু উঠতে বা সহজই তো হবে। তো সে উঠতে পারব বা উঠা উঠ হ্যাঁ।
বেশ চমৎকার! বুঝতে পারছি। দ্রুত উঠতে পারব। ছোট্ট করে এক্ষেত্রে আপনি চাই যে ডাক্তারের কাছে যাবার আগে উম রুটিন ফলো করা নাকি ডাক্তারের কাছে যাওয়ার পরে রুটিন ফলো করা? <chuckles> অনেকে তো সেটাই করে।
আচ্ছা। আমার মনে হয় হ্যাঁ। আমার মনে হয় যে আসলে ডাক্তারের যে কাছে যাওয়ার আগেই রুটিন টা ফলো করা। কারণ হচ্ছে আ আগে রুটিন টা ফলো করে দেখলে হয়তোবা আ একটু সুবিধা হতে পারে কি যে অ্যা বিভিন্ন ক্ষেত্র বিশেষে অবশ্য। যদি একটা জটিল সমস্যা সেক্ষেত্রে তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। মানে আপনার কোন সমস্যা নেই, একটু হালকা-পাতলা সমস্যা। সেক্ষেত্রে রুটিনগুলো স্বাস্থ্যকর একটা রুটিন বানিয়ে ফলো করে দেখাই যেতেই পারে। কারণ যদি অ্যা এই রুটিন বানিয়ে যদি একটা স্বাস্থ্যকর ভালো ও পরিবেশ তৈরি করা যায় বা নিজের স্বাস্থ্য ভালো করা যায়, তাহলে কেন ডাক্তারের কাছে যাবো? কারণ ডাক্তারের কাছে গেছে গেলে মাঝেমধ্যে আরো সমস্যা বেশি হতে পারে। <scoffs> আমার মনে হয়।
জি। ঠিক তাই। বেশ আ চমৎকার! আজকের আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে আসলে সকালবেলার একটা স্বাস্থ্যকর রুটিন আমাদের সকলের জন্য প্রয়োজন আপনি যেমনটি বলছিলেন। এবং খুব সকালবেলা ঘুম থেকে উঠলে শারীরিকভাবে যেরকম সুস্থ থাকা যায় পাশাপাশি আ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সময় কাটানোটাও সুন্দর হয়। সারা দিনের কাজের মধ্যেও হয়তো মনটা আরো বেশি ভালোবাসে। এ ব্যাপারে আপনি চমৎকারভাবে বলেছেন এবং আপনার আ রুটিন এর ওয়ার্কের এর কথা বলেছেন, আপনার পরামর্শের কথা বলেছেন। এগুলো শুনে আ অনেক ভালো লাগলো। আপনার সঙ্গে আলাপচারিতায় আ সত্যিই বেশ গুরুত্বপূর্ণ বিষয় উ উঠে এসেছে। আপনাকে অশেষ ধন্যবাদ।
জি অবশ্যই। জি। জি অবশ্যই। জি অবশ্যই। এ এই যেই বিষয়গুলো আমিও বলতে পারলাম আ যে কিভাবে মানুষের আ স্বাস্থ্যকর রুটিন গুলো ফলো করি বা আমার হচ্ছে আ ও যেগুলো আবার আমার লাইফে হয় সেগুলো বলতে পারলাম। সে আপনিও অনেক সুন্দরভাবে অনেক শুনলেন আ বা অনেক শোনা বোঝা বোঝার চেষ্টা করলেন। তো সেজন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।